জি, জি। একদম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি, আমি আসলেও খেতে, খেতে, খেতে, খেতে তো অভ্যস্ত হয়ে গিয়েছি। তো, আমার ক্ষেত্রে ১ম এ অনেক সমস্যা হতো কিন্তু পরে আস্তে, আস্তে, হতো কি? যে মানে অভ্যাস হয়ে গিয়েছে। ঘুমটা একটু দেরিতে আসলেও কিন্তু আমার এই জিনিস ছাড়াটা যেহেতু হবেই না, তো আমার আসলেও নিতে, নিতে, নিতে, নিতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন ঘুমের কোন ঘাটতি বা কোনো কিছু না অনুভব করি না সচরাচর।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে রাতে ক্ষেত্রেও ব্যা এই ধরনের চা বা কফি খেলে মানে ঘুমের প্রতি ঐরকম প্রভাব ফেলে না, নাকি?
জি, জি। আর এবং আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে কফি তো হচ্ছে আমাদের ঘুমের মস্তিষ্কে যে ঘুমের যে আ মানে chemical কাজ করে, সেটাকে বন্ধ করে রাখে। হ্যাঁ? আ যাতে ঘুমটা না আসে। কিন্তু যখন ওই chemical টার থেকে caffeine সরে যায় তখন কিন্তু চরম গতিতে ঘুম আসতে চায় শরীরে। হ্যাঁ? তো এইটা একদম। তো এই জিনিসটা অনেকে বুঝে না, না বোঝার ফলে যেটা হয় কি, তারা ওইযে রাতেরবেলায় ঘুমটা আসে না তখন যখনই অ্যা chemical টা সরে যায় মাথা থেকে, তখন কিন্তু সকালবেলায় পরের দিন সকালে কিন্তু তাদের অনেক ভুক্তভুগিও হতে হয়। কারণ হচ্ছে তখন তাদের ঘুমটা আসে এবং সারাটা দিন খারাপ হয়ে যায়। তো আমি জি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। খুবই দারুন ভাবেই বললেন। একদমই, একদমই। একদমই ঠিক বললেন, বেশ দারুণ এবং চমৎকারভাবে বলার চেষ্টা করলেন যে, অনেক ক্ষেত্রে ঘুমের যে ব্যাপারটা সেটা আসলে আপনার ক্ষেত্রে কিছুটা রাতেও যদি খান, তখনও কিন্তু এ ধরনের যে আসলে সমস্যাগুলো সেটা কিন্তু ১ম দিকে কিছুটা ভুগিয়েছে। পরবর্তীতে কিন্তু এ ধরনের অভ্যাসজনিত একটি ব্যাপারে দাঁড়িয়েছে। তখন কিন্তু খুব একটা বেশি সেটার প্রভাব আপনার জীবনে আসে নাই। যেমনটা আসলে আপনি বলতে চেয়েছেন। খুবই চমৎকারভাবেই ব্যক্ত করলেন। তো আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আসলে যখন আপনি ব্যস্ত থাকেন বা ব্যস্ত দিনে, আ কোন সময় কফি বা চা সবচেয়ে বেশি আসলে আপনার জীবনে কাজে দিয়েছে?
জি। জি। একদম। জ্বি, জ্বি।